জ্বি না একদমই সব ক্ষেত্রেই কিন্তু এই রোবটের একটা খবর আসছে এখন বলব বড়ো, বড়ো কলকারখানায় হোক, যেগুলো মানুষের পক্ষে অনেকটা টাইম লাগে সেখানে কিন্তু রোবট বসিয়ে দিচ্ছে রোবটের মাধ্যমে করা হয়। তারপরে বলতে পারেন যেগুলো পারমাণবিক, ধরেন কয়লা খনি-টনি আছে না? যেগুলো খনি টাইপ এর সেখানেও কিন্তু এদের দিয়েও কাজ করানো হচ্ছে। তাই না? হ্যাঁ, তাহলে, অ্যা অনেক রেস্টুরেন্ট এ তো আজকাল দেখছি তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। টেলিভিশনেও দেখা যায় যে, হম
হু, হু। হ্যাঁ, হ্যাঁ। জ্বী জ্বী জ্বী, জ্বী জ্বী। হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হু, হু। হু, হু ,হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি, তা তো অবশ্যই। হু, হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে জাপানে তো আছেই। অ্যা জাপানে আছে তারপরে উন্নত মানে যে দেশগুলা যেগুলোতে প্রযুক্তির ছোঁয়া ও মানে আমাদের হাওয়া লাগার আগেই তাদের অনেক আগেই লেগেছে। সো সেই সব দেশগুলাতে দেখা যাচ্ছে যে আপনার রেস্টুরেন্ট অ্যা পুরো রোবট কাজ করে। দেখা যাচ্ছে ওয়েলকাম থেকে আপনাকে থ্যাংক ইউ জানানো অবধি। মানে ওয়েলকাম বলে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। খাওয়া-দাওয়া, বিল-টিল সবকিছু আপনি আ বিল পে করতেছেন, রোবট নিতেসে। আপনারা আপনাকে থ্যাংক ইউ জানাতে যে বিদায় দিতেছে সেটাও কিন্তু রোবটই করতেছে।
উহু। হুম। হুম। জি, জি। <smacks lips> একদমই ঠিকই বলেছেন এগুলো তো আছেই। এরকম হবে আমার মনে হয় যে ভবিষ্যতে তো আরও খুব বেশি হয়ে যাবে না জানি ভবিষ্যতে এখনই দেখবেন এই যে যুদ্ধটা হচ্ছে সেগুলো তো ওই যে আ ড্রোন সেটাও কিন্তু এক ধরনের রোবটই আমি বলবো। তাই না? এন্ড ড্রোনগুলো তৈরি হচ্ছে যে আ ও ও আ হ্যাঁ এ সিস্টেম হ্যাঁ।
জ্বি। হু, হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হু, হু। উহু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি। যে আসলে ওখানে AI সিস্টেম আছে। হ্যাঁ, ড্রোনগুলাতে তো AI সিস্টেম আছে। আর রোবটটা হলো দেখা যাচ্ছে যে শুধুমাত্র আ আপনার অ্যা নির্দিষ্ট কোনো সি মানে ওদের আমরা আ যেমন আমাদের ইয়ে আছে না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আমরা যেটা প্রোগ্রাম দিবো, যেটা অ্যাপস নিয়ে কাজ করবো। Facebook, Facebook এই শুধু কাজ করবে। তো যখন ওখানে অনেকগুলা অয়াই মানে সরঞ্জাম থাকবে সেটা হিসাব আলাদা। সিস্টেম থাকবে। কিন্তু রোবটকে আপনি একটা সিস্টেম দিবেন। সে নন স্টপ ভাবে কিন্তু একটা সিস্টেমই করে যাবে।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হু, হু। হুম। হুম।

জি, যা বলবো তাই করবে সে। হুম।
হ্যাঁ। হু হ্যাঁ, সেটা এ আমরা যেটা কমান্ড দিব। হ্যাঁ, যেটা কমান্ড দিব তার বাহিরে কিন্তু সে যাবে না।
হুম। জি একদমই।
আ অতএব, অতএব দেখুন, যে তাহলে রোবট আ যতই আমাদের আ মান উন্নয়নের কাজে লাগুক না কেন, সেটা সে কিন্তু আমাদের কখনো আ জায়গা নিতে পারবে না এবং আমাদের যে বুদ্ধিমত্তা শক্তিটাকে এটা কিন্তু কখনো বাড়াতে পারবে না। আমরা যদি চাই যে হ্যাঁ, রোবটকে আমরা ২ টা কাজে সিস্টেম দিব। হয়তোবা দেখা যাচ্ছে ফুড ডেলিভারিও করতেছে। আপনি একটু আগে রেস্টুরেন্টের চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। ফুড ডেলিভারিও করবে। কাস্টমার নেই, সে আবার ক্যাশ এ বসতেছে। আবার জমা নিতেছে। আবার কাজ হচ্ছে না, সে কিন্তু থালা বাসন পরিষ্কার করতেছে। এই যে আমরা একটা রোবটকে অ্যা একটা কৃতদাসকে আমরা বিভিন্ন আ কাজে ভাগ করে দিয়েছি। একটাকে নিয়ে। এখন দেখুন, একজন ক্যাশ এ বসে আছে, একজন খাবার সার্ভ করতেছে, একজন খাবার তৈরি করতেছে। এই যে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রোবট গুলা কাজ করতেছে। তখন দেখবেন যে আ ৫ টা রো ৪ টা রোবট মিলেই সব কাজ করে দিচ্ছে। যেখানে হ্যাঁ, হ্যাঁ তা তো অবশ্যই। মানে মানুষের মত হয়ে যাবে আরকি। জি। হ্যাঁ, জি। হু, হু। <scoffs> জি, জি। জি, জি, জি। হু, হু।
হু। হুম। জি, জি। হু, হু। হুম। হু। জি, জি হ্যাঁ। একদমই ঠিক বলেছেন। হ্যাঁ, মানুষের মতোই যদি বলেন আমার কিন্তু মাঝে, মাঝে ভীষণ অ্যা নিজের ইচ্ছার কথায় বলি শখ হয় যে আমার ঘরেও যদি একটা থাকতো এরকম যে আমার সব কাজগুলো করে দিবে তাহলে ভালো হতো। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ। ত তবে হ্যাঁ, তবে আমি রিসেন্ট একটা আপনার এ Mi কি মনে হয় যে একটা কোম্পানি দেখলাম। আ তো ও-ওরা, ওরা একটা রোবট তৈরি করেছে। কি ঘোড়া আছে না ঘোড়া? অ্যা ঘোড়ার মতো দেখতে ওরা একটা আ রোবট তৈরি করেছে। তো ওটা আপনাকে পা অ্যা পাহাড়। পাহাড়ে উঠতে সাহায্য করবে। কিন্তু আপনি কোন প্রকার ভাইব্রেট বা সব মানে কোন ঝাঁকুনি বা পড়ে যাওয়ার ভয় থাকবে না। ও ওর মত ও ইচ্ছা করলে আপনার গতি কমাবে। ওর মত ও নিয়ন্ত্রিত থাকবে। যে দেখা যাচ্ছে যে ওকে যদি মনে হয় যে গতি এখন কমালে ভালো হবে, গতি কমাবে। আপনাকে কোন কমান্ড দিতে হবে না। এই যে এই তৈরিটা কিন্তু মানুষ করেছে। হুম। এই রোবটটা কিন্তু কখনো কোন কিছু তৈরি করতে পারবে না। সো সো তাই আমরা এখান থেকে দেখুন, একটা চমৎকার সিদ্ধান্ত নিতে পারি যে রোবট আ কিন্তু সব জায়গায় নিতে পারে না। তাই না? তো আপনি এক্ষেত্রে কি বলতে চাচ্ছেন?
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। জি একদমই ঠিক, বলেছেন। হু, হু। জি একদমই। তাই যে আমাদের হয়তো মনে, মনে ভয় যে আমার কর্মসংস্থানটা নেবে আসলে কিন্তু সেটা না। তো আমরা মানুষকেও যদি ভালোভাবে একটু এদের সম্পর্কে দক্ষতা করতে পারি তো সেক্ষেত্রে ভালোই হবে। তাদেরকে চালানোর জন্য তো প্রচুর প্রয়োজন মানুষের।
হু, হু। চিতা না। হুম। জি, জি, জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। জি, জি। তা তো অবশ্যই। তো তো প্রযুক্তি ছাড়া তো আমরা চলতেই পারবো না কখনো। তার মধ্যে আবার রোবট, রোবট নিয়ে এত সুন্দর একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বললাম। আপনি অনেক সুন্দর আ উদাহরণ দিলেন। অ্যা তারপরে অনেক কিছু আমাকে শেখালেন। তো আমি চাচ্ছি। যে বল জি। <chuckles> জি।
এরকম। না, না, না। জি আসলেই। জি, আমি আপনার কাছ থেকে সবকিছু শিখে ফেলছি। তো <chuckles> আমার অনেক কিছুই জানা ছিল না। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভবিষ্যতে আমার কথা হলো হবে। হুম।
জি, জি, জি। হ্যাঁ, আমারও অনেক ভালো থাকলো। জি, আপনিও সেই পর্যন্ত ভালো থাকবেন। সুস্থতা কামনা করি। ধন্যবাদ আপনাকে।
জি। আচ্ছা জি ধন্যবাদ।